আচ্ছা।
আর রিসেন্টলি বলবো না, আরো ধরুন আ আ গত বছর, গত বছরের নভেম নভেম্বর নভেম্বরের দিকে গিয়েছিলাম। একটু অফিসিয়াল ওয়ার্ক ও ছিল। আবার বেশ কিছুদিন ছুটিও নিয়েছিলাম, তো একেবারে বেশ একটু ঘুরে টুরে আসলাম। ওটার পর আমার মনে হল যে আমার আরো একা একা বিদেশ ঘোরা দরকার। <chuckles> একদম।
আচ্ছা। একা, একা ট্রিপ দেওয়া দরকার। হ্যাঁ, বিদেশ বলেন বা দেশ বলেন। আপনি তো একা, একা ঘুরবেন। এই যে solitude এর মাঝে যে আরামটা আছে, যে শান্তি আছে। আমি মনে করি যে, এভাবে ঘুরার মাধ্যমে না মাঝে মাঝে আমরা নিজেদেরকে নিজেরা ঘুরে পাই।
হ্যাঁ। হুম, হুম। একদম এবং অনেক কিছু ভাবনা চিন্তা করার সুযোগ পাওয়া যায়, এখানে অনেক নতুন এক্টিভিটিস করা যায়।
হুম। আচ্ছা, আপনি নেপালে গিয়ে কোথায় কোথায় ঘুরলেন?
আমি আসলে নেপালে যে ওর মেক্সিমাম টাইম হচ্ছে অফিসিয়াল ওয়ার্ক এ ব্যস্ত ছিলাম তো। ওভাবে বিশেষ কোথাও ঘোরা হয়নি। এ কয়েকটি টেম্পল এ গিয়েছিলাম আরকি। আর ওই যে যে যেখান দিয়ে আমার জায়গাটার নাম মনে পড়ছে না আরকি। এভারেস্টের পাদদেশে, ওই যে জিপ লাইন দিয়ে যে যেতে হয় একটু এদিকে। বাঞ্জি জাম্পিং করার খুব ইচ্ছা ছিল। তো দেখার পরে আর সাহসিক কু কুলায়নি আমার কেন জানি আমার কেন জানি মরে হয়েছিল আমি নিচে পড়ার আগেই মরে যাব। একদম। <chuckles> আমার মনে আছে হ্যাঁ।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা। <giggles> আপনার একটু Mountain Dew নিয়ে যাওয়া উচিত ছিল। আমি আপনাকে বলব আপনি যদি নেক্সট নেপালে যাওয়া হয়, আপনি একটু মানাং এ যাওয়ার চেষ্টা করেন। মানাওং এ যদি ট্রেকিং করতে পারেন তাহলে আরো ভালো কারণ মানাং জায়গাটা অনেক সুন্দর। পাহাড়ি এলাকা তো, আর আমি নিহাব রহমানের ভিডিওতেই অবশ্যই দেখেছি। মানে একটা জায়গা এরকম ছিল যে, ও জিপ টা নিয়ে যাচ্ছে। অ্যান্ড রাস্তাটা হচ্ছে পাহাড়ের গা দিয়ে অনেক খাড়াভাবে উঠে গিয়েছে। অ্যান্ড ওর টায়ার থেকে মনে হয় ১,৫ ইঞ্চি ১ ইঞ্চি পরে হচ্ছে গভীর খাদ। মানে এই জিনিসটা দেখার পর থেকে আমার এত যেতে ইচ্ছা করছে। আমি খুব চিন্তা করে রেখেছি যে নেক্সট আমি যেখানেই যাচ্ছি সেটা আমি নেপালে যাচ্ছি। মানাং এ যাব আমি, গিয়ে একটা ট্রেকিং করবো। আমি একটু টাকা পয়সা জমানোর চেষ্টা করছি। <laughs>
হুম। <breath> আচ্ছা। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম, হুম। ওহ মাই গড। <breath> আচ্ছা। আচ্ছা, আচ্ছা চমৎকার। <chuckles> যেটি আমি আসলে দেশের বাইরে টুর দেওয়া একটু উম অর্থনৈতিকভাবে আনস্টেবল হয়ে যায় অনেক সময় <giggles> ট্যুর দিলে। এজন্য আরকি চেষ্টা করি একটু। যদি টাকা পয়সা থাকতো তাহলে তো বলা যায় রোজই যেতাম। কিন্তু <chuckles> সেরকম অবস্থা না।
<giggles> আমার কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমার যাযাবর হয়ে যেতে হবে। আমি চিন্তা করে রেখেছি। ইনশাআল্লাহ আগামী ৫-৬ বছরের মধ্যে যাযাবর হয়ে যাব। <laughs>
আচ্ছা। <snorts> বাহ চমৎকার! তো ভীষণ ভালো লাগলো আপনার কথা শুনে এবং আমার তো প্রচণ্ড রকমের ঘুরতে যেতে ইচ্ছা করছে আসলে। মনে হচ্ছে তাড়াতাড়ি বের হওয়া লাগবে। তো আপনার জন্য অনেক শুভকামনা। <chuckles> আপনার জন্য জ্বি, জ্বি আপনিও ভালো থাকবেন। জ্বি, ভবিষ্যতে অবশ্যই কথা হবে। শুভরাত্রি।
<giggles> শুভকামনা। বের হয়ে পড়েন। ভালো থাকবেন। <breath> আবার কথা হবে। শুভরাত্রি।

বে একদম। <chuckles>
<laughs> আ আমার জিনিসটা এত হাস্যকর মনে হয় আমি মাঝে, মাঝে, দাদুকে নিয়ে হাসি। আ তাকে বলে, বলেই হাসি। সে তখন বলে যে, "বেয়াদব হইছিস অনেক বড় হয়ে।" আমি যে, "না দাদু তুমি এমন কেনো করবা?"
হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা উ এবং এতে কিন্তু আসলে আ মেক্সিমাম ফ্যামিলিতেই এখন আমি দেখেছি যে মেয়ে থাকলে মেয়ে এবং ছেলে ২ জনেই আছি। তো বউমাগুলা আরকি ছেলে দিয়ে কাজ করাচ্ছে আর জামাইটা খুব ভালো। জামাই মেয়ের কাজ করে দিচ্ছে আরকি সব। <chuckles> অ হায়
হুম, হুম। <chuckles> একদম। কিন্তু আমার পাহাড়িদের এই জিনিসটাই খুব ভাল লাগে, যেটা খেয়াল করে আমি দেখেছি। ওরা ঘরের কাজও করছে ওরা বাহিরের কাজই করছে। যে যেটা করতে পারে তাদের মাঝে ওই যে ডিসক্রিমিনেশন জিনিসটা একটু কম। বা ওইযে একটা আছে না যে আমি কোনো কাজ করছি না, ঘরে বসে আছি। আমার বউ কাজ করছে বাহিরে। এই যে নিয়ে একটা নিচু মন-মানসিকতা এরকম কিছু নাই। আমার কাছে না ব্যাপারটা এরকমই মনে হয় যে, দেখেন একটা ঘরের কাজ। রান্না-বান্না হোক, ঘর পরিষ্কার করার কাজ হোক এটা তো basic human make এটা তো সবার করাত তে পারার উচিত।
হুম। হু, হুম। <clears throat> হু, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিচ্ছু না। একদম। হুম, হুম। একদম, একদম। সবার উচিত আসলে।
তো সেখানে যার যখন যেটা সুবিধা হয় সে তখন সেটা সেভাবে করুক। তো পাহাড়িদের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আবার আমার আরেকটা জিনিস খুব ভালো লাগে কি, রাঙ্গামাটিতে যে একটা উৎসব হয় না জামাই খোঁজার উৎসব?
হ্যাঁ। আহা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জামাই খোঁজার উৎসব। একদম।
হ্যাঁ। আমার কিন্তু এটা খুব মজা লাগে আমি চেষ্টা করি যে ঐ সময়ের আশেপাশে যদি পসিবল হয় একটু ঘুরে আসার যে ওদের উৎসবটা আমি একটু দেখে আসবো।
<chuckles> আহ! হুম, হুম।

হ্যালো!
হ্যালো, কেমন আছেন?
এই তো ভালো আছি। আপনি কেমন আছেন?
আমিও বেশ ভালো আছি আশা কর জি, জি, আশা করি আপনার দিনটি ভাল গি কেটেছে আজকে।
আচ্ছা। <chuckles> <chuckles> হ্যাঁ, দিনটি অনেক ভালো কেটেছে, এখন একটু বিরক্ত লাগছে আমি একটু বসে, বসে সোশ্যাল মিডিয়া ঘাটছিলাম
হ্যাঁ। আচ্ছা।
তো আমি নিহাব রহমানকে চিনেন আপনি?
হুম, না, <scoffs> সরি আমি চিনতে পারছি না।
আচ্ছা ওর ভিডিওস গুলা আমার একটু দেখা হয়, তো রিসেন্ট কিছু ট্রিপ এর ভিডিও দেখছিলাম যে, ও নেপাল গিয়েছিল। নেপালের খুব সুন্দর একটা জায়গায় সে ট্রেকিং এ গিয়েছিল। এখন আমার ঘুরতে যেতে বের হতে ইচ্ছা করছে, <chuckles> আমার কিন্তু ঘুরতে ভীষণ ভাল লাগে।
ওকে। ওয়াও! আসো আমারও বেশ এনজয় করি এবং সব জায়গায় আরকি ঘুরে দেখার একটু চেষ্টা করি যতটুকু পারি যখনই সময় পাই। তো আ ঘুরতে যেহেতু ভাল লাগে, তো আপনাকে বলব যে আপনার হয়তো নেচারই বেশি ভাল লাগে, নাকি আপনি হিস্টোরিকাল প্লেস আচ্ছা, আচ্ছা।
হুম। হ্যাঁ, একদম না আমার হচ্ছে ন্যাচার ও ভালো লাগে হিস্টোরিক্যাল ও ভালো লাগে অবশ্য বাংলাদেশে তো তেমন কিছু নাই হিস্টোরিক্যাল
হু।
তো হ্যাঁ, আছে ওই প্রকৃতির মাঝেই।